আসলেই এটা কিন্তু হয়ে থাকে যেমন ধরুন যে, আ কোনো কিছু আসলে আপনি জেনে না জেনে আসলে ভুল হতেই পারে। তো সেইক্ষেত্রে কি হয়? আপনার আশেপাশে মারা মানুষ যারা থাকে বা আমাদের সমাজটাই কিন্তু এভাবেই তৈরি, বা গড়ে ওঠে যে, খুব সহজে কিন্তু আরেকটা মানুষকে, সুখ সহজে কিন্তু দোষারোপ দিয়ে ফেলে। হুম! জাজ করে ফেলে, দোষ দিয়ে ফেলে বা ভাবে যে, আচ্ছা ও তো ব্যর্থ হয়ে গেছে। ওরতো এটা দা ওর দ্বারা কিচ্ছু হবে না। এরকম কিন্তু আসলে হয়ে থাকে। তো পরবর্তীতে যখন আ সে মানুষটার জন্য কিন্তু যে কতটা প্রেশার হয়ে যায় তার মানসিক অবস্থা, এটা কিন্তু আসলে কেউ ওভাবে দেখে না বা কেউ কিন্তু আসলে, দেখতেও যায় না যে তার struggle কেমন ছিল বা তার আসলে উম কত দূর থেকে কষ্ট, কত কষ্ট করে আসলে এসেছে। তো এই জিনিসটা কিন্তু হয়। যেমন আমি যদি আরেকটা আপনাকে উদাহরণ দেই যে, উম আমার আ কিছু মানে আ পরীক্ষার মানে ঢুকো, রেজাল্ট আসলে ভালো হয়নি। তো পরবর্তীতে আমি যখন আসলে, আমি ইয়া হয়ে জেনা হয় না যে আমি আসলে, নিজেকে আসলে একেতো আমার অ এই বাজে অভ্যাস, আমি জানি না এটা বাজে অভ্যাস নাকি ভালো অভ্যাস।
একদম। হু। জাজ করে ফেলে। হুম, হু। আচ্ছা! মানে একটা web, একটা vulnareble পরিস্থিতিতে তো আপনি ছিলেনই। তারপরে হচ্ছে academic দিক থেকেও আপনি বিভিন্ন রকমের হ্যাঁ।
উহু, হ্যাঁ, নিজেকে দোষারোপ দেওয়ার হ্যাঁ, হ্যাঁ। নিজেকে দোষারোপ দেওয়ার যে ব্যাপারটা এটাতো আসলে ছিলই। তারপর উপরে হচ্ছে আ ওইযে একাডেমিক আ একটু রেজাল্ট খারাপ হওয়ার ব্যাপারটা। তার উপরে আবার দেখা গেল কি? আমার রিলেটিভস যারা ছিল তারা কিন্তু একদম ধরেই বসলো, হ্যাঁ, এত হোক করছিল যে, "আচ্ছা এত বাজে রেজাল্ট হলো কি করে? আচ্ছা! এইতো তোমার দ্বারা তো এটা আশা করিনি" এই সেই। তো তখন কিন্তু আসলে এত বাজে সিচুয়েশন আমার ভিতর হয়ে গিয়েছিল।
বিভিন্ন রকমের poke করছিল। উহু। উ, হু, হু। মানুষিক, মনোবলটাই আসলে তখন সেক্ষেত্রে আসলে থাকে না। মানে, যখন পরিবারের মানুষরা এ ধরনের আসলে আ সামাজিকভাবে একটা চাপ দেয় বা মানসিক একটা চাপ দেয়, তখন আসলে ওই ভুলটা করার পর এমনিতেই তো ব্যর্থতায় পর্যবসিত হয়েই থাকে মানুষটা। একটা দারুণ চ্যালেঞ্জে পড়তে হয় সবকিছু মিলে। আপনি দারুণ বলেছেন কিন্তু আমাদের সামাজিক যে ধারণাটা যে, কেউ যদি ভুল করে ব্যর্থও হয়, বা ভুল করেই ফেলে আ সেটাকে না পুরোপুরি বা ওই মানুষটার উপরে একটা মানসিক চাপ দিয়ে দেয় যে তুমি ব্যর্থ হয়েছ। কিন্তু সে ব্যর্থতা থেকে কীভাবে উঠে দাঁড়াবে, সেটার কিন্তু কেউ কোন পথ বোল বলে দিতে পারে না। তো আপনি কি বিশ্বাস করেন যে ভুল করা মানে আ ঝুঁকি নেয়া নাকি শেখার নতুন একটা সুযোগ হয়? কোনটা মনে হয় আপনার?
শেষ, হুম। থাকে না। জি। হু, হুম।